আ তাদের হচ্ছে আমি অবশ্যই মনে করি যে যে যারই হচ্ছে সমস্যা আছে তাকে হচ্ছে অব অবশ্যই সবসময় হেল্প করা উচিত। আ ওইটা বাদেও যদি আমি বলি যে আপনে এমন করে নিজেকে গ গড়ে তুলতে হবে যেখানে হচ্ছে আমি নিজের কথাই বলবো। কারণ হচ্ছে এটা অ আরেকজনের কথা বলে আমার লাভ নেই আসলে সত্যি কথা। এ কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে নিজেরটা হচ্ছে ত রাখা উচিত। আপনার নিজের অলওয়েজ একটা প্যাকিংস থাকা উচিত। আপনার তো দরকার পড়লে আপনার ৳১০,০০০ হোক, ৳২০,০০০ হোক ত্রিশ হাজার টাকা হোক, যত টাকাই আছে আপনার নিজের একটা ব্যাকিংস থাকা উচিত। ব্যাকিংস থাকলে হচ্ছে আপনার টাকা যখন দিতে পারবেন, তখন কিন্তু আসলে হচ্ছে অনেক ইয়া হয়। আর মানুষে হচ্ছে অবশ্যই এটা যে ঋণ চাচ্ছে ভাবে, ঠিক আছে? তাদের কিন্তু অবশ্যই এটা বোঝা উচিত যে, যে মানুষের থেকে টাকাটা চাচ্ছে সে মানুষের অর্থনৈতিক অবস্থাটা কিরকম, ঠিক আছে? কিন্তু এটা না বুঝে তখন কিন্তু আসলে এটা হয় না, ঠিক আছে? আ পরিবার হোক, ইয়া হোক, স স অনেক সময় ঠিক আছে, তাই না? উপর, উপর দিয়ে দেখে মনে হচ্ছে আরে অনেক টাকা আছে, এটা আছে ওইটা আছে। ফের এত কিছু করতেছে। তা আসলে দেখা যায় যে ওরা কিন্তু অনেক কিছুর ভিতর দিয়ে যাচ্ছে বলেছে এই জিনিসগুলো আসলে হচ্ছে। সবার চোখে কিন্তু এমন না যে আমি আমার স টাকা-পয়সা সমস্যা হলে আমি আপনারে যাইয়ে বলব। আমার বন্ধু হোক যেই হোক আমি বলব না তো। আর ওইটার পরে আমার মনে হয় যে আপনার সবসময় এমনভাবেই হচ্ছে চলা উচিত যেখানে হচ্ছে আপনার আ বন্ধু-বান্ধব কেউ যদি বিপদে পড়ে, তখন হচ্ছে আপনে যেন হেল্প করতে পারেন, ঠিক আছে? আর ওই আপনে যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা যেন আপনার কাছে মনে না হয় যে ওই টাকাটা আমি ঋণ হিসাবে দিচ্ছি। ওই টাকাটা দিয়েই দিচ্ছি, ঠিক আছে? ওই টাকাটা নিয়ে আবার কোন দাবি ধরতে পারবো না আমি পরবর্তীতে কোনরকম। এরকম
জ্বী। জ্বি। নিশ্চয়ই, নিশ্চয়ই। জী, জী জী। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্য, অবশ্য, অবশ্যই। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। জ্বি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। জ্বি, জি, জি, অবশ্যই, অবশ্যই, ভাই। হ্যাঁ, হ্যাঁ। জ্বি। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। জ্বী, জ্বী। অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জ্বি ভাই জ্বী। আ আ তবে এখানে আমি আরেকটা কথা একটু বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আ দেখুন আপনি যদি আ religious আ perspective এ চিন্তা করেন বা আপনি যদি social perspective এ চিন্তা করেন, আমার কাছে মনে হয় যে একটা মানুষের আসলে আ অন্য কোনো মানুষের উপর dependent না হয়ে নিজের উপর dependent হওয়া উচিত। এবং আ যতই সমস্যায় পড়ুক ইভেন আমি আসলে অনেক আ as a muslim আমি অনেক জায়গায় দেখেছি যে আমাদের ধর্মে আসলে আ সেভাবে কিন্তু মানুষের কাছে হাত পাতাটাকে সমর্থন করা হচ্ছে না বা সেভাবে কিন্তু সেটাকে সাপোর্ট করা হচ্ছে না। যেমন ধরুন কিছুদিন আগে আমি একজন আ একজন বড় একজন আ ব পাকিস্তানি একজন আ ইসলামিক স্কলার আছে। তার কথা শুনেছিলাম। সে তার আ সন্তানকে আসলে বলছে যে আ "কখনো যেন কারো কাছে আ হাত না পাতে।" তার পাশাপাশি আমি আরেকটা জিনিস পড়েছিলাম একবার যে হচ্ছে আ হযরত মুহম্মদ সাঃ বলেছিলেন যে আ "উপরের হাত সবসময় নিচের হাত থেকে উত্তম।" তো এরকম কিছু কথাবার্তা আসলে আ ছিল যেগুলো আমি পড়েছি এবং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যা। হ্যা। হ্যাঁ, হ্যাঁ। না বাট ভাই আমার একটা কথা আছে তো এখানেও তো ও অলওয়েজ কিন্তু একটা কথা বলা হচ্ছে যে এখানে হচ্ছে আমি আবার মুসলিম। অ সেখানে বলাই আছে যে আপনার ক আপনারা কিন্তু দেখবেন না যে আপনার হচ্ছে neighbor এর আ পাত্রটা কতটুকু ভর্তি আছে। আপনার দেখতে হবে যে কতটুকু নাই। আপনার ওইটার জন্য অভাবটা যেন হচ্ছে ওর ওর ফিল না করতে হয়। ওই অভাবটা চেষ্টা করবেন যে অভাবটা যেন মিটে মিটিয়ে যায়। তো আমি এটা হচ্ছে
জ্বী। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই। নিশ্চয়ই, নিশ্চয়ই ভাই। তার পাশাপাশি হ্যাঁ, তার পাশাপাশি কিন্তু আমাদেরও সবার উচিত যে হচ্ছে যেন আমরা নিজেরা আ স্বাবলম্বী হই এবং এরকম যে কোন মুহূর্তর মধ্যে না পড়তে হয় যখন আসলে অন্যের কাছে হাত পাততে হয়। এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের যেই আ dignity আছে সেটা আসলে আ ঠিকঠাক থাকবে বা যে self respect আছে সেটা আসলে অবনতি হবে না। তবে ভাই আজকে আপনার সাথে কথা বলে ভাই আপনার আ এক্সপেরিয়েন্স শুনে বা আপনার আ আপনার সাথে আড্ডা দিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পারছি। আ পরবর্তী সময় আশা করছি অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।
হ্যাঁ, এ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।